তো আপনার আ কি এরকম কি কখনো হয় না যে মানে দেখা যায় যে একটা সময়ের পরে আমরা এই আ HSC level বা আপনার আ আ SSC level টা পার হয়ে যাওয়ার পরে আমরা দেখা যায় যে আ পরিবার থেকে দূরে সরে যাই। বা একটা long distance হয়ে যায় আমাদের। আমরা হয়তো ছুটিতে আসি। তো য দেখা যায় যে এই যে এ আমাদের শুরু হল পরিবার থেকে দূরে থাকা। এরপরে যদি, যদি কখনো lengthy সময়ের জন্য পরিবারের সাথে থাকতে হয়, তখন কি আপনার মনে হয় যে কোথাও কোনো আ match করতে সমস্যা হচ্ছে বা বিরদে বিরোধের একটা ব্যাপার ঘটছে এরকম কি হয় কখনো?
হুম। হু, হু। জ্বি। হু, হু। জ্বি। হু, হু। হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হু, হু। জ্বি। হু, হু। হুম। উম আ হ্যাঁ, এটা তো হয়ই। কারণ দেখেন বিরোধ তো হবেই। কারণ পরিবার থাকলে আপনার তো একটু ছোটখাটো সমস্যা লেগেই থাকবে। আরো বিশেষ করে আ আ এই বিরোধটা হয়ে যায় কখন জানেন? ওই যে আপনি বললেন যে SSC বা HSC level এ, আসলে প সাথে এতেই আমাদের কিছু মতের বিরোধ থেকে যায়। বা আমরা একটা যেটা করতে চাই সেটা হয়তো বা পরিবার থেকে করতে দিতে নিষেধ করে বা তাদেরটা করতে বলে। তো এই ধরনের ছোটখাটো কিশু কিছু বিষয় নিয়ে মতবিরোধ হয়ে যায়। এটা হয়। শুধু এটা আমি বলব না। সবার ক্ষেত্রেই এটা দেখবেন কমবেশি আসলে পরিস্থিতির উপর নির্ভর করে যে কে কিভাবে চলছে এবং তার উপরে আসলে কোন ধরনের আসলে মানে প্রভাবটা পড়ছে বিরোধে। তো এটাই আসলে আমি যেটা মনে করি। তো আপনার সাথে কি এই ধরনের কখনো আপনি এই ধরনের কোনো সমস্যা face করেছেন? বা আ যদিও করে থাকেন তাহলে আপনি কীভাবে এটাকে আসলে tackle দিয়েছেন বা শান্ত করেছেন?
হুম, হুম। জ্বি। হুম, হুম, হুম। হুম। হুম। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, definitely হয়। আমি খুব ভালো মত face করেছি যে আ আমার আহ করোনার মধ্যে যে একটা দীর্ঘ সময় অনেকদিন পর আমার বা বাড়িতে থাকতে হ হল। এবং ওই সময় সময়টাতে সবাই একটু মানসিকভাবে stressed ছিল। আ বিভি আমরা প্রতিনিয়ত TV খুললে, যেকোনো কিছুতে, সোশ্যাল মিডিয়ায় গেলে স সব জায়গায় মৃত্যু সংবাদ। আ প্রতিনিয়ত শুনছি আত্মীয়স্বজনরা আজকে এ আক্রান্ত হয়েছে, কালকে ওক ও আক্রান্ত হয়েছে। তো স্বাভাবিকভাবেই আ সবাই খুব distress ছি ছিল। এ তার মধ্যে হচ্ছে আমি ওই সময়টা feel করেছি যে আমার মানে খুব আ একসময় মনে হলো খুব থাকতে কষ্টই হচ্ছে আ মানে family member দের সাথে। এবং আমি match করতে পারছি না। আ বা তাদের ব্যাপারটা বুঝতে পারছি না। তারা আমার ব্যাপারটা বুঝতে পারছে না। এবং অনেক সময় আমার মনে হ হত যে অকারণেই react করছে। আ এত রেগে যাওয়ার কি আছে? এই ব্যাপারগুলো খুব হতো। আ করোনা time টাতে সবচেয়ে বেশি হত।
আচ্ছা। জ্বি। উম জ্বি। হু, হু। জ্বি। উম হ্যাঁ। হুম। জ্বি। জ্বি। হুম। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হু, হুম। উম জ্বি। হু, হু। হ্যাঁ। হ্যাঁ।

হুম, হুম। <clicks tongue> আমার কাছেও তাই মনে হয়, আ যে, আ আপনি যেটা বললেন সেটা খুব ভালো একটা ব্যাপার যে আমাদেরও আ অনেক কিছুর আ কারণে কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে নানা ধরনের স্ট্রেস এর কারণে আমরাও দেখা যায় যে আমাদের কথা বলার টোন টা ঠিক ঠিক থাকে না। যেভাবে তাদের সাথে কথা বলা উচিত আমাদের আ যেভাবে বললে হয়তো তারা বুঝতো আমরাও হয়তো সেটা মেইনটেইন করতে পারি না। তো এই ব্যাপারটা আসলে খুবই সচেতনতার সাথে দেখা উচিত আমাদের। আ তাদের সাথে কথা বলার সময় টোন টা আ সেভাবেই আ কথা বলা উচিত যাতে তারা দুঃখ না পায় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। তো আসলে পরিবার তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা পরিবারের বাইরে না এবং এখানে বির বিরোধ থাকবেই। তো সেটাকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। আপনার সাথে কথা এই বিষয়ে কথা বললে আসলে খুব ভালো লাগলো। আমি অনেক কিছু জানলাম। আ সেগুলো এপ্লাই করবো আমার লাইফ এ। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা।
হু, জি, হুম। জী। হু, হু। হ্যাঁ। জী। হু, হু। হ্যাঁ। হু। জী। হুম। রাইট। হুম, জি। হুম, হুম। হ্যাঁ। উম জী। হু। হ্যাঁ অবশ্যই। হু, হু। জী। জী। হু, হু। জী। হু, হু। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে এই বিষয়ে কথা বলে ভীষণ ভালো লাগলো। আ পরবর্তীতে অবশ্যই আপনার সাথে কথা হবে। ভালো থাকবেন। সু